হ্যাঁ, জি, অবশ্যই। আসলে আ এই যে সুষম খাবারের কথা বললেন, ঘুমের কথা বললেন এগুলা কিন্তু আসলেই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই যে যদি খাবারগুলা না খেয়েও আমি আসলে দেখেছি একসময় তখন দেখা যেত যে, আমি মানে পড়ালেখার মনোযোগটা আসলে বেশি দিতে পারতাম না। তো পরের থেকে ভাবলাম যে না। মানে যখন আ খাওয়া তখন আসলে খেতে হবেই। তো এখন যেটা করি যে দিনের শুরুটাই আসলে ধরেন ডিম দিয়ে শুরু করি। আ ডিম জাতীয় বা যা রয়েছে ধরেন এটা আনুষাঙ্গিক যা, যা খাওয়া যাবে এরপরে পরোটা রয়েছে। পরোটা খাওয়ার চেষ্টা করি এবং হয় কি যে মানে সবগুলা খাবার যেই বড়, বড় খাবার রয়েছে ৩ তিন বেলা ৪ বেলা ওই খাবারগুলা খাওয়ার চেষ্টা করি এবং দেখা যায় ডিম থাকেই মানে ২ বেলাতে। তাহলে দেখা যায় কি আমার শরীরে শক্তি পাই এবং আ মানে পড়ালেখার প্রতি কিন্তু আলাদা মনোযোগ আসে। তো এছাড়া যদি একটা। হুম, হুম, হুম, হুম।
<chuckles> আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হু, হু। কিন্তু একটা কথা শুনতে শোনা যায় যে, পরীক্ষার আগে ডিম খাওয়া উচিত না। ডিম খেলে ডিম পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ব্যাপারটার সাথে আপনি কি বলবেন?
<chuckles> আ আচ্ছা, আচ্ছা। এই বিষয়টা হইতে পারে যে কথার প্রচলন থাকতে পারে বা হতে পারে এটার বিষয়টা কিন্তু আমি আমার ক্ষেত্রে কেন আ মানে এই জিনিসটার সমস্যা হয় না। কারণ আমি আসলে সবসময় মানে ডিম আ ২ টা বা ১ টা খাওয়া আমার হয়েই থাকে। তো আমি আসলে এটার পার্থক্যটাভাবে কখনো বুঝিনি। বরং আসলে আমার কাছে মনে হয় যে, আমি যেটা করি যে ইউনিভার্সিটি থেকে আসার সময় ডিম খেয়ে ফেলি হচ্ছে হাঁসের ডিম। তো ঐটা নাকি শক্তি দেয় অনেক বেশি। অন্যান্য ডিমের থেকে। তো তো এইটা চেষ্টা করি। আচ্ছা। আর হচ্ছে গিয়ে যেই ঘুমের বিষয়টা, ঘুমের বিষয়টা আমার জন্য একটু কষ্টের হয় পরীক্ষার আগে ঘুমানোটা। তো সেটার জন্য যেটা করি যে, কিছুদিন আগ থেকেই আসলে রুটিন টা একটু মানে চেষ্টা করি যে ফিক্স করার। কারণ ঘুমটা আসলে কমিয়ে আনার চেষ্টা করি। আ বরং দেখা যায় কি যে, আমার যেই মানে দিনের বেলাতে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া, বরং রাতের বেলা অনেক না ঘুমানো এই জিনিসটা করার চেষ্টা করি, যেন পড়াশোনার যেই মানে সময়টা আরো বেড়ে যায়। তো এভাবে চেষ্টা করি পরীক্ষার আগে একটু আ
<chuckles> আচ্ছা। আচ্ছা। <chuckles> আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। মানে রাতের বেলার যেন একটু বেশিক্ষণ জেগে থাকতে পারেন, যেন একটু বেশি পড়াশোনা করা যায়। এই কারণে একটু দিনের বেলাতেই আপনি পাওয়ার ন্যাপ নিয়ে জিনিসটাকে হয়তো বা আ মানে বেলেন্স করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আ মানে এই যে অনেকের হয় না যে, পড়তে, পড়তে অনেক সময় অনেকে ক্লান্তি বোধ করেন বা একটু বেশি স্ট্রেস হয়ে গেলে তখন এক ধরনের মানসিক অবসাদগ্রস্ততার মতো চলে আসেন। তো আপনি এই যে পরীক্ষার সময় বা অন্যান্য সময়ের কথাও বলতে পারেন। যে মানসিক বিশ্রামের জন্য আপনি কি করেন? মানে গান শোনেন নাকি হাঁটাহাঁটি করেন? নাকি বন্ধুদের সাথে কথা বলা, এরকম কোনো এক্টিভিটিস কি আপনি করে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। কারণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নরমালাইজ করছি। জি। জি। হু, হু। হু, হু।